না দেখেন ব্যাপারগুলো খুব স্বাভাবিক। কারন আপনি যেহেতু একটা নতুন দেশে গিয়েছেন তো সেখানে আসলে আপনার কাছের মানুষগুলো আসলে আপনার কাছে থাকবে না ব্যাপারটা কিন্তু একটু কষ্টের হলেও কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার কারণ। যারা আসলে কোন নতুন দেশে যান কাজের স্বার্থে হোক বা যে কাজেই হোক, ব্যাপারটাকে কিন্তু আসলে গ্রহণযোগ্যতা কিন্তু অ মেনে নিতে হয়। তাই না? তো আপনি বিষয়টাকে এতটা কঠিনভাবে নেবেন না। কারণ আপনার যে আসলে বিষয়টাতে কষ্ট হচ্ছে আপনার কথাই কিন্তু বোঝা যাচ্ছে। তো ব্যাপারটা নিয়ে কি কখনো আস আসলে আপনি চেষ্টা করেছেন অন্য কাউকে খুলে বলার?
জ্বী। <smacks lips> না আমি আগে তেমন ভাবে এত ব্রিফলি কাউকে খুলে বলার চেষ্টা করিনি। আমি আপনার থেকেই উপদেশ আশা করছি।
আচ্ছা। তো আপনি যদি ব্যাপারটা একটু খুলে বলতেন?
এবং আমি আগে জ্বি, আমি আগে যখন অনেক কাজ ছাড়া থাকতাম, বেকার ছিলাম তখন জীবনে কেন যেন মনে হতো যে অনেক কিছু আছে যেটা স্বাভাবি স্বাভাবিকভাবেই সব মানুষের মনে হয়। কিন্তু এখন যেমন নিজে প্রচুর কাজের চাপে ভুগে গিয়েছি। যেমন আমি নিজে ফ্রিল্যান্সিং এরও চেষ্টা করি। আবার ফাঁকে, ফাঁকে মাঝেমধ্যে কনটেন্ট ক্রিয়েটিং এর চেষ্টা করি। এগুলো সবগুলো আমি কেন যেন মিলিয়ে উঠছি না। এবং এই থ অনিশ্চ
আচ্ছা। হুম।
ভবিষ্যৎ। ফোকাস করতে দিচ্ছে না। এবং এই ফোকাস গুলো হারানোর কারণে, আমি আসলেই পুরোপুরি অনিশ্চিত হয়ে যাচ্ছি যে আমি ভবিষ্যতে কী করব? বা আমার এখন কী করা উচিত?